হ্যাঁ। আছে অবশ্যই আছে। সেটা হচ্ছে গিয়ে আ এরকম ২ টো জায়গা আছে। অবশ্য ২ টো জায়গায় একটা জায়গার ভিতর। সেটা হচ্ছে গিয়ে পাহাড়ে উঠতে হয় একটা সময়, অ্যা একটা সুন্দর আমাদের ওখানে যে মেইন মন্দিরটা সেটা দর্শনের জন্য আ বেশ আ অনেকখানি ক পাহাড়ের উপরের দিকে উঠতে হয়। তো এই পাহাড়ে ওঠার সময়ই আ হচ্ছে গিয়ে সবচেয়ে মজার ব্যাপারটা ঘটেছিল। আ এক হচ্ছে গিয়ে আমরা সমতলের মানুষ। পাহাড় নিয়ে আমাদের বেশ কৌতূহল ছোটবেলা থেকেই। তো সেখানে যাওয়ার পরে আসলে সেই যে, যে, ব্যাপারটা এটা আসলে উপলব্ধি করলাম। কারণ পাহাড়ের যে, অপূর্ব সৌন্দর্যের ভিতর যে আ বিভিন্ন ধরনের আ মজার ব্যাপারও ছিল আ সেটা হচ্ছে সেখানে গিয়ে আসলে দেখতে পেয়েছি। তো পাহাড় থেকে ওই যে নিচে থেকে পাহাড়টা মনে হচ্ছিল যেন আ এই তো চলে এসেছি। কিন্তু আসলে সে রাস্তাটা মানে কোনভাবেই শেষ হচ্ছিল না। অনেক, অনেক, উঁচু অ্যা হ্যাঁ, আসলে আমাদের যে পাহাড়ের যে আকারটা। এটা আসলে আমাদের সমতলের মানুষের জন্য এই আকারটা এবং দূরত্বটা বোঝাটা বেশ আ মানে tough বেশ মুশকিল একটা ব্যাপার। হ্যাঁ। তো এরকম একটা প্রব
উহু। আচ্ছা। উহু। আচ্ছা। ওকে। উম রাইট, রাইট। উহু। হু। উহু। ফুরোচ্ছিল না মনে হয়। হু। উহু। বেশ মুশকিল একটা কাজ। উম আ মনে হয় কোন একটা কবিও বলেছিলেন যে আসলে আ মা বাঙালিদের অন্তত পাহাড় দেখলে ম্য দূরত্ব বোঝা তো যায়ই না। সামান্য মাটির থিবি দেখলেও তারা আসলে বেশ এক্সাইটেড হয়ে যায়। তাই না?
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই এই কথাটা আসলে আমি তখন সেদিন উপলব্ধি করতে পেরেছিলাম। এবং এরকম ওখানে পাহাড়ের আ উঠতে, উঠতে, আমাদের যে আ দর্শনীয় যে মানে আকর্ষণীয় য্‌ ওখানের, মেইন আকর্ষণ যে মন্দিরটা পাহাড়ের চূড়ায় অবস্থিত। তো সেটা দেখার জন্য যেতে, যেতে একটা জায়গা আসলে বাধে। আ মানে অ্যা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে সীতাকুণ্ড। হ্যাঁ তো সেখানে আ আরকি জলের ভিতর আ একটা প্রদীপ জ্বলে। সে বা মানে বিষয়টা বেশ আ আকর্ষণীয় ইন্টারেস্টিং। আ কারণ জলের ভিতর যে ওটা কোন mechanism বা কোন আ কারণে এটা আসলে ওইভাবে সুন্দর মত জ্বলে। এটা আসলে আ এর যে আ ধাঁধাটা বা এর যে আসলে পিছনে যে মেইন কারণটা সেটা আসলে বুঝে ওটা বেশ আ হ্যাঁ, ব্যাখ্যাটা মানে বেশ অ্যা বুঝে ওঠা বেশ দায়। তো তবে কৌতূহলপূর্ণ
হুম। হু, হু রাইট। হুম। উম আচ্ছা। উ বৈজ্ঞানিক ব্যাখ্যাটা। হুম। মানে এটা কি জলের উপর সরাসরিই জ্বলতে থাকে। নাকি মানে অন্য কোনো ভাবে উম কোন প্রদীপের মতন এটা?